আচ্ছা। হ্যাঁ, আসলে এখন এত ব্যস্ত সময় স্ট্রেস তো পড়েই। তো, আ আমি আমার নিজস্ব কিছু টেকনিক আসলে টেকনিক বলাও ঠিক না। আমার নিজের জন্য এগুলো খুব ভালো হয় এরকম কিছু আ করি। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বলা যায়। মানে একেবারেই যে আমি খুব অ খুব ভালো পারি স্ট্রেস ম্যানেজমেন্ট টা সেটা না। তবে এরকম আ যদি একটু ছোট করে বলি যে, যেরকম আমার যখন খুব অসুস্থতা ছিল। তো ওই সময়টাতে কিন্তু আমি খু খুবই স্ট্রং ছিলাম। তো আমার মনে হয় যে ওই অসুস্থতাটাতেও, আমি অনেক কিছু শিখেছি। মানে একটা স্ট্রংনেস ও দিয়েছে। ও ওই উইকনেস টাও। তো ওখান থেকে তারপরে এই যে এ এই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াকে অনেকটাই কৃতিত্ব দেই। আ কারণ আমি আসলে যে যেটুকু আ শিখেছি তার স্ট্রেস এর থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য তার কিন্তু অনেকটাই আসলে এই যে, পডকাস্ট গুলো দেখে, দেখে। মানে আমার YouTube এর আ ইয়েগুলো দেখে, দেখে। ভিডিও গুলো দেখে, দেখে। তো ওখানে কিন্তু অনেক ধরনের আ কথাই বলা হয়, যেগুলো আমি টুকটাক ফলো করার চেষ্টা করেছি। তার ভিতরে আ যদি বলি যে, যাদের একটু আ স্ট্রেস এর কারণে ঘুমের প্রবলেম হয়, আমার নিজেরও একসময় হতো। আমার ক্ষেত্রে কিন্তু ওই যে ডীপ ব্রিথিং যেটা, সেটা খুব ভালো কাজ করে। আ মানে এখন তো আমার হ্যাঁ, হ্যাঁ আমার ক্ষেত্রে যেরকম রাতে শোয়ার আগে এখন যদি আমি আ ১ম এই চেষ্টা করি খুব পজিটিভ কিছু একটা ভেবে আ শোয়ার এবং আ খুব ভালো, ভালো কিছু চিন্তা করার আর ডীপ ব্রিথিং যেটা জাস্ট লম্বা শ্বাস নিয়ে আস্তে, আস্তে করে ছেড়ে দেওয়া। এটা কিন্তু আমার মোটামুটি ১০-২০ বারের মধ্যেই আ একটা মানে ঘুম চলে আসে আমার এখন।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! বেশ। ঠিক তাই। আচ্ছা। আচ্ছা, কি ধরনের কাজ করে? বাহ! আচ্ছা। আচ্ছা।
এটা আমার জন্য খুবই ভালো কাজ করে।
আচ্ছা এই আচ্ছা। আচ্ছা। আ আপনার এই আইডিইয়া টা খুবই চমৎকার লেগেছে শুনতে। এই ডীপ ব্রিথিং এর যে আ টেকনিক টা আপনি ব্যবহার কর করেছেন এর মাধ্যমে আপনি কী, কী ধরনের আ উপকার পেয়েছেন বলে আপনার মনে হয়?
হু, হু।